জ্বি, জ্বি। আসলে আমার, আমার যে, ভ্রমণের ঘটনাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো তখন হয়তোবা আমি ক্লাস আ ৪ বা ৫ এ পড়ি। তো আসলে তখন হচ্ছে আমরা; আমার সপরিবার এবং আ আমার যত রিলেটিভস আছে সবাই মিলে আসলে গিয়েছিলাম আ আ বান্দরবনে। সো, সেখান থেকে আসলে আ আম হ্যাঁ, সেখান থেকে আসলে আ আমরা রাঙামাটি গেছিলাম, রাঙ্গামাটিতে ঝুলন্ত ব্রিজে আমরা গিয়েছিলাম এবং তার পাশাপাশি আমরা আসলে আ গিয়েছিলাম হচ্ছে কক্সেসবাজারে। তো একইসাথে অনেকগুলা জায়গা আসলে ভ্রমণ করা হয়েছে। তো যেহেতু পরিবার ছিল সাথে এবং সাথে আসলে আমার কাজিনরাও ছিল এবং আমার বাবার ফ্রেন্ড এর কিছু ও কলিগরা ছিল। তো কলিগের ফ্যামিলি ছিল। তো সেক্ষেত্রে আসলে ছে সেই সময়টা বা সেই ভ্রমণটা খুবই আমার জন্য খুবই আ আমা আনন্দের ছিল। এবং এইয এই সময়টা আসলে আমার জন্য আ আমাকে খুবই স্মৃতিকাতর করে তোলে। এবং আ হঠাৎ করে আজকে যখন ছবিগুলা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে, আমার ছোট বোন এখন অনেক বড় হয়ে গেছে। তো ছবিতে সে আসলে তখন একটা কোলের বাচ্চা ছিল বা কোলের একটা শিশু ছিল। তো তখন হচ্ছে এ এটা দেখে আসলে খুব বেশি আমরা আ আমার আসলে খুব বেশি মায়া লেগে গিয়েছে আমার বোনের প্রতি যে, হচ্ছে সে একটা ছোট বাচ্চা ছিল। আসলে সময় কত তাড়তাড়ি চলে যায় এবং কত তাড়তাড়ি মানুষ বড় হয়ে যায়। এটা আসলে ভাবছিলাম। আচ্ছা তোইয়া জ্বী।
জ্বী। আচ্ছা। হম, হম। আচ্ছা, খুব সুন্দর জায়গা। আচ্ছা। হম, হম। আচ্ছা। আ আনন্দের ছিল। হু, হুম। আচ্ছা। হ্যাঁ, ছোট ছিল। আচ্ছা। হ্যাঁ। একদম, একদম। সময়ে দেখবেন হুট করেই চলে যায় এবং বোঝা যায় না যে, এ ১ বছর কিংবা দু, বছর মানে চট করে চলে যায় যখন আসলে ওই স্মৃতিগুলো সামনে চলে আসে না তখন মনে হয়, এই তো কিছুদিন আগেই গেলাম। ১ বছর হয়ে গেল? তাই না? এমনটা হয় না?
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জিয়া জ্বী, জ্বী। আসলে এরকমটাই হয়।
তো এই যে, আপনি যে, ঘুরতে গেলেন আ আপনার বান্দরবনে গিয়েছিলেন সেখানে কি এমন কোন মজার মুহূর্ত আসলে ঘটেছিল আ কোন ঘটনা যেটা আপনার এখনো মনে আছে?
জি, জি,